আচ্ছা। তো এটা তো গেল আপনার নিজের পরিবারের আ ভেতরের কথা যে, মায়ের সাথে, ভাইয়ের সাথে ছোট, ছোট ঘটনা। এমন কি হয়েছে বন্ধু-বান্ধবদের ক্ষেত্রে কোন কথা বলেছেন বা, কোন কাজ করেছেন, যেটা আপনি অন্য বন্ধুকে বলেছেন যে, এটা এই ঘটনাটা যেন পাস না হয় বা, কেউ অন্য কেউ জানতে না পারে। আ কিন্তু সে কোনোভাবে এই ঘটনাটা অন্য কাউকে জানিয়ে দিয়েছে। তো যার ফলে আপনার বিশ্বাস নষ্ট হচে নষ্ট হয়েছে বা, কেউ কোন কথা আ দিয়ে কথা রাখেনি? এরকম কি হয়েছে যে এইভাবে হয়েছে আচ্ছা।
হু, হু। হু, হু, হু। হ্যাঁ, হ্যাঁ। অনেক হয়েছে। হ্যাঁ, অনেক হয়েছে। যেমন ভার্সিটিতে যখন পড়তাম, দেখা যেত যে থাকে না যে, maturity level টা আসলে তখন বুঝা যায় যে আসলে একটা মানুষ কতটুকু mature হয়েছে। তো আমার হচ্ছিল গিয়ে ২ টা ফ্রেন্ড ছিল, তারা আসলে মানে একটু মানে থা অন্য ধর্মের ছিল। হ্যাঁ? আর আমি ছিলাম আরেক ধর্মে। তো মানে ওরা ২ জন একই ধর্মের। বাট আমি আলাদা ধর্মের। তো ওদের সাথে আসলে কথা বলতে গেলে দেখা যেত যে একজনের সাথে আমার সবকিছুই দেখা যেত যে মাইন্ডসেট সবকিছু মিলতো। মানে ধর্মের জায়গাটা বাদ দিয়ে। এবং আরেকজনের সাথে দেখা যেত যে ও একটু বেশি গোরামি করতো সবকিছুতে। মানে আমার হাত থেকে কিছু খাবে না। আমার হাতের কোন কিছু ইয়ে করবে না। তো ওই জিনিসটা আমার বেশ মানে একটু মানে খারাপ লাগতো। হ্যাঁ? তো তখন আসলে আমি ওর সাথে একটু দূরত্ব বজায় রাখলাম। তো বজায় রেখে হচ্ছিল গিয়ে যেই বান্ধবীটা আসলে সবকিছুতে flexible ছিল। এবং ওর স ওর বাসায় আমার যাতায়াতও হতো। তো একদিন ও আমার বাসায় আসলো। তো বাসায় আসার পর আমি ওকে নিয়ে একটা কথা বলেছিলাম। মানে যেই ফ্রেন্ড আসলে একটু বেশি গোরামি করতো। ধরেন যে ওর নাম X। হ্যাঁ? তো আমি আসলে Y এর কাছে বলছিলাম। মানে Y বান্ধবীটা হচ্ছিল না আমার বেশ ক্লোজ। তো Y কা কাছে আমি বলছিলাম যে, "X একটু বেশি গোরামি করে, ও একটু বেশি নাক সিটকে মানে নাক সিটকায় সবকিছুতে। মানে ওর এসব আসলে একদম আমার অসহ্য লাগে" হ্যাঁ, হ্যাঁ আমি শেয়ার করছিলাম যে, "ও আমাকে কিভাবে এত neglect করে। মানে আমি ওর সাথে কি করছি? ইভেন ও আমার হাত থেকে খেতে চায় না। তো খাবে না ভালো কথা। কিন্তু একটা খাবার ফেলে দিচ্ছে। ওই জিনিসটা তো মানে অপচয় করা আরকি। এটা কি মানে প্রত্যেকটা ধর্মে দেখা মানে শিখায় নাকি?" হ্যাঁ, তো এই জিনিসটা আমি এভাবে করে বলছি। কিন্তু আমার যে Y ফ্রেন্ডটা যে X এর কাছে যেয়ে এই কথাটা বলবে, এটা আমি মানে বিশ্বাসই করতে পারিনি। হ্যাঁ, তো পরবর্তীতে যখন আমার ওই X ফ্রেন্ডের সাথে আ ভার্সিটিতে দেখা হয়, ও দেখলাম যে ওর অ্যাটিটিউড একটু অন্যরকম। হ্যাঁ? তো তখন আসলে আমার মনের মধ্যে খটকা লাগলো যে, না কিছু একটা তো হইছে এখানে। মানে কারণ একদিনের ব্যব মানে ব্যবধানে এরকম রাগ মানে হ্যাঁ। আ রাতারাতি কোনো মানে চেহারা মানুষের কেন কেমনে বদলে যায়। তো পরবর্তীতে দেখা গেল যে ও যখন আমাকে একটু pinch মেরে কথাবার্তা বললো, তখন আমি আসলে একদমই সিউর হয়ে গেলাম যে, না, আমার যে Y ফ্রেন্ডটা, ও হচ্ছিল গিয়ে X এর কাছে যেয়ে সব বলে দিছে। তো আসলে ঐখান থেকে দেখা গেল যে আমি আর ওকে তখন আর বিশ্বাস করতে পারলাম না যে, পরবর্তীতে ওকে আমি আরো বিশ্বাস করে অন্য কথা বলবো। বা ওর সাথে সম্পর্কটা আরো সুন্দরভাবে আগাবো।
হুম, হুম, হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হু, হু, হু। আচ্ছা। ওহো! এটা তো খুবই দুঃখজনক। কষ্ট হতো। হু, হু, হু। হুম, হুম। আচ্ছা। হু, হু। আচ্ছা। আচ্ছা। মানে শেয়ার করছেন আপনার কষ্টের কথাগুলো। হু, হু। এটা তো নিষেধ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই। আ আশা করেননি। আচ্ছা। আচ্ছা। হট একেবারে রূপ পাল্টে গেল। হু, হু, হু। হু। আও! আচ্ছা।